আচ্ছা, কোন সিনেমা আপনাকে অনেকটা গভীরভাবে ছুঁয়ে দিয়েছে?
আসলে অনেকগুলো সিনেমা আছে, তো তার মধ্যে একটা সিনেমা আছে ঐটা আমি অ যখন ছোটো ছিলাম। মানে ছোট বলতে খুব ছোটো না, কিন্তু ঐ মুভিটা আরকি ১ম দেখেছিলাম তো, তো আমার কাছে মনে হচ্ছে যে 'কেয়ামত ছে কেয়ামত তাক' এই মুভিটা আসলে, মানে যেহেতু এটার হ্যাঁ, হিন্দি মুভি। তো ঐ সিনেমাটার হচ্ছে গিয়ে রোমান্টিক মুভি ছিল। তো তখন হয় কি? যেই বয়সটা অই এই এই মুভি গুলা দেখতে খুব ভালো লাগতো। হ্যাঁ? তো এই বয়সের কারণেই কিন্তু এই মুভিটা আমার মনটা খুব ছুঁয়ে গিয়েছিল। কারণ এইটার কাহিনী থেকে শুরু করে, গানগুলো সবকিছু খুবই চমৎকার! মানে আর ঐ বয়সেই সবকিছু এমনভাবে মাথার মধ্যে গেঁথে গেছে, যার জন্য আমি এই মুভিটা এখনও দেখি, এবং স এখনো আমি কান্না করি এখনো আমি কান্না করি এই মুভির কিছু সিন দেখে।
জ্বী। হিন্দি সিনেমা ছিল। আচ্ছা। <scoffs> আচ্ছা, বলেন। হ্যাঁ। বাহ! চমৎকার! <chuckles> বাহ! বেশ চমৎকারভাবে বললেন যে একটা মুভি আপনি দেখেছিলেন ছোটবেলায়। তো সেই মুভিটা আপনার এখন পর্যন্ত আসলে সেটা আপনার আ কান্নার কারণ হয়ে দাঁড়ায়, বা কান্না চলে আসে মুভিটা দেখে একটা আবেগঘন মুহূর্ত। তো আ যেহেতু এত সুন্দর একটা মুভি আপনি দেখেছেন, তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন চলে আসলো। যে এ মুভিটা আসলে আনুমানিক কত সালে মুক্তি পেয়েছিল? বা কত সালে আপনি ওটা দেখেছিলেন বা একটা আইডিয়া করে বলতে পারবেন কি?
হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার মনসুর খান direction দিয়েছিলেন, হ্যাঁ? ওনার প্রযোজিত অ এবং ওনার পরিচালনায় এবং তাহের খান, মানে আমির খান হচ্ছে অভিনয় করেছিল, আমির খান আর হচ্ছে গিয়ে জুহি চাওলা। হ্যাঁ, হ্যাঁ যেহেতু এটা হিন্দি সিনেমা। তো বলিউডের তো উনা আ উনারা অভিনয় করেছিলেন তো এটা হচ্ছে ১৯৮৮ সালে ঠিক আছে? উনিশশো আটাশি সালে এটা হ্যাঁ, হ্যাঁ অনেক আগে ১৯৮৮ সালে এটা রিলিজ করেছিল। আপনার খুব সম্ভবত, এপ্রিল অথবা এপ্রিল বা মার্চের দিকে। এত তো মনে নেই আসলে তখন তো ছোটোও ছিলাম। তো এই যে গানগুলো এবং কাহিনীটা এবং আমির খানের হচ্ছে গিয়ে জুহি চাওলা এবং আমির খান ২ জনেই হচ্ছে নাবাগত হ্যাঁ? মানে তারা, তাদের এটা ১ম মুভি। জুহি চাওলার বিশেষ করে এটা ১ম মুভি আর আমির খানের, মনসুর খান হচ্ছে আমির খানের চাচা, তাহির খান হচ্ছে গিয়ে আমির খানের বাবা। তো এই যে মানে জিনিসটা বলে। সবাই মিলেই কিন্তু মানে direction প্রযোজক বলেন, তারপর ডিরেক্টর বলেন মানে পরিচালক বলেন। সবাই কিন্তু বেশ মানে পারিবারিক সিনেমা না। কিন্তু আমার খারাপ লেগেছিল কি? মানে য হ্যাঁ, হ্যাঁ মানে নায়ক-নায়িকা তো তারা ছিল না। তারা হচ্ছে গিয়ে প্রযোজনা আর পরিচালনায় ছিলেন। হ্যাঁ? আমির খানের বাবা আর চাচা।
আচ্ছা। ও ইন্ডিয়ান। হ্যাঁ। বাহ! বেশ অনেক আগেরেই তো। <chuckles> বাহ! বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। বাহ! বুঝতে পেরেছি। আচ্ছা। সবাই মিলে আরকি। সবাই মিলে আরকি করেছে। আচ্ছা বুঝতে পেরেছি। <chuckles> বুঝতে পেরেছি। তো আপনি আসলে বেশ বললেন, যে অনেক আগের একটা মুভি দেখে আসলে আপনার খুব খা মানে খারাপ লাগে বা একটা আবেগঘন একটা মুহূর্ত হয়। আর মুভিটা কিন্তু আসলে দেখা যাচ্ছে একই ফ্যামিলির অনেকেই কিন্তু পরিচালনা বা পরিচালক হিসাবে ওইখানে আ কার্যকরী ভূমিকা রেখেছিল। তো অ্যা এখানে যদি জানতে চাই যে, যে মুভিটা আপনি দেখেছিলেন যে, 'কেয়ামত সে কেয়ামত' বললেন আপনি তো সেই মুভিটা আসলে মূল বক্তব্যটা কি ছিল? যে আসলে এম এখানে মূল কাহিনীটা আসলে কী ছিল? একটু যদি একটু বলতেন।
উহু। এখানে মূল কাহিনীটা ছিল কি? আপনার হচ্ছে কি? দুই মানে ২ পরিবারকে নিয়ে, হ্যাঁ? এখন ২ পরিবারের মধ্যে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঠিক আছে? শত্রুতা তৈরি হয় কী বিষয় দিয়ে? কারণ ২ পরিবারের একজন ছেলে একজন মেয়ের সাথে মানে 'আমির খান' এবং 'জুহি চাওলা' যেই চরিত্রটা অভিনয় করেছেন হ্যাঁ, ছেলে আর মেয়ের পরিবারে মানে আমির খান এখানে হয়েছিল ওর নাম ছিল 'রাজ' আর জুহি চাওলার নাম ছিল হচ্ছে 'লাক্সমি।' ঠিক আছে? এখন এই ২ পরিবারের ওদের চাচা এবং ফুপু এদের মধ্যে আবার মানে ২ পরিবারের ওদের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। ঠিক আছে? বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে না হয়ে একজন হচ্ছে গিয়ে পালিয়ে গিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলে। এইযে শত্রুতা যার জন্য মানে আপনার মেয়ের বাড়ি যে লাক্সমি ওর হচ্ছে ফুপু ছিল সে হচ্ছে সুইসাইড করে, ঠিক আছে? আত্মহত্যা করে ফেলে। কিন্তু এই থেকেই আরকি আপনার দ্বন্দ্বটা। যে হ্যাঁ, এমন ছিল মানে ২ পরিবারের অ মানে এখানে কি বলব? যে লাক্সমি যে আছে, মানে নায়িকা যে আছে ওর চাচা ওর চাচা হচ্ছে গিয়ে আম অনেকটা ঐযে আমির খানের ফুপুর সাথে আরকি প্রতারণা করেছে ঐযে প্রেমের একটা সম্পর্ক হ্যাঁ, কিন্তু পরে বিয়ের সময় আর কি বিয়ের কথা বলে আর বিয়ে করেনি, যার জন্য ওই ওর ফুপু আ আত্মহত্যা করে হ্যাঁ এবং এই থেকেই আর কি শত্রুতা যার জন্য বিয়ের দিন আমির খানের বাবা হ কী করে? আমির খানের বাবা এসে বন্দুক দিয়ে গুলি করে ফেলে ওই যে জুহি চাওলা'র চাচাকে। মানে ওর বিয়ের দিন। যার জন্য এইযে ২ পরিবারের মধ্যে একটা শত্রুতা হয়। সেই শত্রুতা কিন্তু অনেক দিন গড়ায় এবং দিন শেষের
হ্যাঁ। আচ্ছা। মানে ছেলে আর মেয়ের পরিবার? আচ্ছা বুঝতে পারলাম। বাহ! বুঝতে পেরেছি। <chuckles> হ্যাঁ। বুঝতে পারলাম। হ্যাঁ। স্ক্যাম করছে হ্যাঁ। কাহিনীগুলো শুরু হয়। আচ্ছা, আচ্ছা। জি, বুঝতে পেরেছি। আসলে হ্যাঁ, আ আমি আপনি যা বলছেন বুঝতে পেরেছি। একটা মানে আ ২ পরিবারের মাঝে একটা সম্পর্ক খারাপ হয়। আ বিয়ে নিয়ে আসলে একটা ইস্যু হয়। এ সে কারণে আসলে একটা মানে খারাপ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। তো আ আমি যদি আ আরেকটা জিনিস আসলে আসলে আপনার কাছে জানতে চাই যে আপনি তো সিনেমাটা আসলে আ অনেকবার দেখেছেন। অনেকবার দেখে আসলে অনেক আগে আবেগ আপ্লুত হয়ে গেছিলেন। তো সেক্ষেত্রে আ সিনেমার কোন দৃশ্য আ সিনেমাতে অনেকগুলো দৃশ্য রয়েছে। তো সেক্ষেত্রে সিনেমার কোন দৃশ্যটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল?
হুম, হুম। একদম। জি, জি। স সিনেমার একদম শেষ দৃশ্যটা, তার কারণ কি? এই যে ওর মানে এদিকে তো ২ পরিবার কিন্তু শত্রু আর দিন গড়িয়ে কিন্তু আমির খান এবং জুহি চাওলার যেহেতু একটা তাদেরও কিন্তু একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় মানে, ভাগ্যক্রমে সেভাবে তারা পালিয়েও যায়। পালিয়ে গিয়ে বিয়ে করে এবং ওরা একটা উ টা দুর্গম পাহাড়ে মানে ২ পরিবার থেকে বেঁ মানে বাঁচার জন্য তারা হচ্ছে লুকিয়ে থাকে। হ্যাঁ? কিন্তু নায়ক, নায়িকা লুকিয়ে থাকে লুকিয়ে থাকে কিন্তু ওদেরই একজন মানে নায়িকারই একজন হচ্ছে গিয়ে betray করে যে না আ ওরা এইখানে আছে। হ্যাঁ? এইভাবে বলে। তারপর দেখা যায় যে একদম শেষ সিনে যখন আ মানে আমির খানকে আপনার হচ্ছে গিয়ে লোক পাঠায় যে গুণ্ডা ভাড়া করে লোক পাঠায় যেন মেরে ফেলা হয়। ঠিক আছে?
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে নায়ক নায়িকা? আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা।
কিন্তু মানে মেয়ের বাবা আরকি, নায়িকার বাবা, লোক পাঠিয়ে ভাড়া করা গুন্ডা দিয়ে মেরে ফেলার জন্য লোক পাঠায়। কিন্তু দেখা যায় যে নায়িকাই আসলে ওই ভাড়া করা গুন্ডার উ ছোড়া গুলিতে মারা যায় এবং সেই সিনটা দেখে আমির খান সেটা নিতে পারে না। তখন সেও কিন্তু ন পকেট থেকে ছুরি বের করে সেও suicide মানে নিজেকে আহত করে এবং পেটে ছুরি মেরে সেও কিন্তু নায়িকার পাশেই মারা যায়। এই যে সিনটা এটা আমি এখনো মনে করতাম যে, <snorts> মানে দেখলে এখনো আমার কান্না পায় যে এ আসলে তখন বয়স অল্প। দেখে মনে হতো যে এটা সত্যিই ঘটে গেছে। আসলেই ওরা মারা গেছে। মানে এই জিনিসটা খুব আমাকে মানে দোলা দেয়।
এ হ্যাঁ। ওহহো! কষ্টের। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। বাহ! বুঝতে পেরেছি। আসলে খুব একটা মানে করুণ মুহূর্ত বা একটা খারাপ লাগার অনুভূতি আ যেটা আসলে দুই জনে আসলে চলে গেলো, বা মারা গেলো একটা, বিষয়টা আসলে তুলে ধরলেন। তো এটা আসলে খারাপ <scoffs> লাগারই কথা আপনার আ কথায় বুঝা যাচ্ছে। আপনি অনেক আবেগ আ নিয়ে আসলে মুভিটা দেখেছিলেন। আর সেখানে একটা মানে সিকোয়েন্স ছিলো তারা দুই জনে মারা গেছে। তো এটা খারাপ লাগারই কথা তো আসলে হ্যাঁ, সিনেমা নিয়ে তো বললেন যে বিভিন্ন ইয়া স্কেন আপনার ভাল্লাগে বা এইযে বিভিন্ন দৃশ্য ভালো লাগে। তো আমি আরেকটা জিনিস আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, যে সিনেমাটা মধ্যে তো অনেকগুলো গান ছিল। তো আ সেই <scoffs> গানের মধ্যে আপনার কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল?
সেখানে তো প্রত্যেকটা গানই আমার কাছে পছন্দের প্রত্যেকটা গানই আমার পছন্দের। এখানে অ্যা 'এ মেরি হামসফর' আছে। আ হিন্দি গান তো। 'এ মেরি হামসফর' তারপর হচ্ছে কি এই গানটা হয়তো শুনে থাকবেন যে 'পাপা ক্যাহেতে হে বারা নাম কারে গা।' হ্যাঁ? এটা আমির খানের ১ম যখন তাকে দেখানো হয়, ক্যামেরাতে আনা হয়। তখন কিন্তু এই গানটা গায় এবং
আচ্ছা! কোন টাইপের গান? ও আচ্ছা! <chuckles> বাহ দারুণ তো!
এই বা আরো একটা বড় কারণ হচ্ছে গানগুলা এত সুন্দর এত সুন্দর! এবং আমি <scoffs> এই যেটা করি আমার কিন্তু প্লেলিস্ট এ এই গান গু আমার মন ভালো করে দেওয়ার জন্য কিন্তু এই গানগুলাই যথেষ্ট। আর
হ্যাঁ। <chuckles> বাহ! দারুণ!
আমির খানের যেহেতু ভক্ত ছিলাম। আমির খানের প্রতিটা মুভি কিন্তু মানে শুধু 'কেয়ামত সে কেয়ামত তাক' না, পরবর্তী যত সিনেমা এসেছে সেটা ভালো হোক, খারাপ হোক আমি কিন্তু ঠিকই দেখেছি। হয় না যে এক একজন প্রিয় অভিনেতা বা নায়কের মুভিগুলো সব দেখা জি, জি।
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। সবকিছুই ভালো লাগে। বুঝতে পেরেছি। আসলে আ আপনি আ মুভিটার গান শুধু দৃশ্য নয়, গানগুলো দেখেও কিন্তু অনেক সময় আসলে আবেগঘন হয়ে যান। তো ওটা আসলে আপনার playlist এ রাখেন। আর এগুলো কিন্তু মাঝে, মাঝে শোনা হয়। আ যেহেতু একটা favorite আ নায়ক আপনার সে কারণেই আসলে বললেন। তো আ সিনেমাটার মধ্যে কি আরো কোন এ এমন কি কোন মানে দৃশ্য রয়েছিল? যেটা আসলে আপনাকে আরো আবেগঘন করেছিল এই যে যা বলছেন তা ছাড়া?
হ্যাঁ, আসলে প্রতিটা অ মুহূর্তেই তো আ ওই মুভিটা একটাও মুভি ছিল ওইযে বল মানে এই মুভিতেই একটা জায়গায় ছিল। যা বাবাটা যখন ওই যে ছেলেটাকে মেরে ফেলেছিল যে মানে নায়িকার চাচাকে যখন মেরে ফেলেছিল, তারপরও উনার কিন্তু আপনার জেল হয়েছিল। অনেক বছরের জন্য জেল হয়েছিল। ঠিক আছে? যেহেতু একজনকে মেরে ফেলেছে। তো যার জন্য বাবা হচ্ছে জেল খেটে যখন বের হয়েছে, বের হয়ে বাবার সাথে ছেলের এত বছর কিন্তু ওইভাবে যোগাযোগ ছিল না, কারণ জেলখানায় স্বাভাবিকভাবে হয়তো বাচ্চাকে নিয়ে যায়নি বা কিছু একটা। কিন্তু দেখিয়েছে যখন আমির খান গান গাচ্ছে মানে যখন ওকে প্রথম দেখালো যে ও স্ক্রিনে আসলো, গানটার সময় তখন দেখা গেছে যে ও একদিক দিয়ে 'পাপা কেহতেহে বারা নাম কারেগা' বলছে আর বাবা কিন্তু জেল থেকে বের হয়ে ও যেখানে গান গাচ্ছিলো সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের এ মধ্যে যে দেখাটা এবং জড়িয়ে ধরার যে বিষয়টা এই এই যে মানে শত দূরত্ব থাকলেও মানে এতদিন দেখা হয়নি কিন্তু বাবা ছেলের যেই সম্পর্কটা এই এক জড়িয়ে ধরার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। যেটা আসলে খুবই আমার কাছে ভালো লেগেছে।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। বাহ! দারুণ তো। <chuckles> গানের টানে, টানে। হ্যাঁ। বাহ! আবেগঘন মনে হয়েছিল যে আসলে আ বাবা সিনেমার গা মা ছেলে গান করছিল। "বাবা জেল থেকে বের হয়ে সেখানে গেল। সেখানে আসলে আ গ তার কাছে উপস্থিত হয়ে একটা আবেগঘন একটা মুহূর্ত আসলে তৈরি করে দিলো।" যেটা আসলে অ্যা ঠিকই বলেছেন একটা অনুভূতি আসলে জাগাচ্ছে। তো আ সেক্ষেত্রে যদি হয় অ্যা যে আ আপনি ওই টাইপের যখন সিনগুলো দেখতেছেন বা দৃশ্যগুলো দেখতেছিলেন, তখন আপনার মনের মধ্যে কি এমন কোন অনুভূতি জন্ম নিয়েছিল? যেটা আসলে আপনার ভালো লাগা বা খারাপ লাগার কাজ করতেছিল? যে আ একটা ক মানে ভালো একটা অনুভূতি হচ্ছিল বা খারাপ এই টাইপের কিছু?
হ্যাঁ, হ্যাঁ। না, ঐ ও আসলে য যখন ১ম দেখেছিলাম, তখন তো হচ্ছে গিয়ে একদম খুব বেশি বয়স ছিল না। তখন কিন্তু এই বাবা ছেলের সম্পর্কটা বোঝার জন্যও কিন্তু আমাকে পরবর্তীতে, যখন আমি আরও বেশ কয়েকবার দেখেছি, তখন কিন্তু ধাপে, ধাপে এসেছে। এমন না যে, আমি ১ম দেখাতেই আমার জিনিসটা বুঝে নিয়েছি। ১ম দেখাতে তে কী হয়ে ১ম দেখাতে আমার ওই যেই মানে আগ্রহটা ছিল যে, হ্যাঁ, নায়ক দেখতে সুন্দর, নায়িকাটাও খুব কিউট। মানে ২ জনের একটা প্র প্রেম কাহিনী হচ্ছে, মানে এই জিনিসটাই কিন্তু আমার কাছে বেশি মানে মাথায় ছিল যে। আর ওরা যখন মারা যাচ্ছে, যে মনে হচ্ছে যে, “আল্লাহ! কীভাবে মারা গেলো? পিছনে তাকায় না কেন?” এবং আমি যখন ১ম দেখেছি, আমি কিন্তু চিৎকার করে বলেছি “আই, পিছনে তাকাও, পিছনে তাকাও। তোমাকে কিন্তু এখনই গুলি করবে।” হ্যাঁ? মানে খুবই একটা উত্তেজনায় ছিলাম। এই যে মানে এ ধাপে, ধাপে কিন্তু বিষয়গুলো উপলব্ধি করেছি। এমন না যে, ১ম দেখাতেই আমি বুঝে নিয়েছি।
হ্যাঁ। আচ্ছা, অনুভূতি। <scoffs> আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছি। <chuckles> বাহ! বেশ চমৎকার। <laughs> বুঝতে পেরেছি। ও বুঝতে পেরেছি। আসলে আপনি অনেক আবেগঘন হয়েছেন। আবার অনেক সময় <scoffs> কিন্তু আসলে আ টিভি থেকে বা টিভি থেকে বলতেছেন যে, “পিছনে ঘোরো, আসলে গুলি করে দিচ্ছে” বা এই টাইপের একটা কিছু। মানে এটা একটা আবেগের বিষয়, আপনি আসলে বর্ণনা করলেন। তো হ্যাঁ, আপনি সিনেমা দেখেছেন। তারপর সিনেমার মধ্যে অনেক এ দৃশ্য দেখলেন, গানও বললেন। তো আমি যদি আপনাকে আরেকটা কথা আপনার কাছে জানতে চাই এ যে, আপনার এই মুভিটা দেখে আপনি কি, কি শেখার সুযোগ হয়েছে এখানে আপনার?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুভি দেখে কে শেখা শুধু কি মানে, এ মানে গান তো মনে হচ্ছে গিয়ে যে খুবই একেকটা গান কিন্তু একেক রকম এবং এই মুভিটার মতো করেই কিন্তু বাংলাদেশেও একটা সিনেমা হয়েছে, যেখানে আপনার 'মৌসুমি' আর 'সালমান শাহ' ছিল, ঠিক আছে? এই মুভিও কিন্তু আমি দেখেছি।
হ্যাঁ। হ্যাঁ। মানে অ্যা মুভিটা একটু আপনাকে interrupt করি যে, আসলে মুভিটা আপনি যখন দেখলেন, দে এই যে দেখে যে আ ২ ফ্যামিলি আসলে মানতে চাচ্ছে না, তারপর গুলি করে দিলো। এই যে গেলো। এখান থেকে আসলে কি শিক্ষা হল বা কি শিখেছেন যে আসলে আ কেন ফ্যামিলির মাঝে এই গন্ডগোলটা হলো? এটা থেকে কারণটা কি? এটা থেকে আসলে কোন শিক্ষা হয়নি?
হ্যাঁ, হ্যাঁ। মা এইটা হচ্ছে কি, মানে ভুল বোঝাবোঝি কিন্তু হতেই পারে, এখন লোকটা যদি আপনার ওর যার সাথে তার সম্পর্ক হয়েছে, সেখানে যদি সে লয়াল থাকতো যে, হ্যাঁ না সে আসলে সম্পর্কটাকে স মানে সঠিকভাবেই পালন করবে এবং সম্পর্কটাকে মানিয়ে নিবে এবং সেটাই আসলে সে চাচ্ছে, তা কিন্তু নয় লোকটা কিন্তু দুষ্টুই ছিল, দুষ্টু প্রকৃতিরই লোক ছিল এবং এসব প্রকৃ এই ধরনের লোক কিন্তু অহরহ দেখা যাচ্ছে। আপনি বুঝেন না বুঝেন, কিন্তু আপনার আশেপাশে কিন্তু এমন লোকের অভাব নেই। তো এই যে লোকগুলোর কাজ থেকে আপনাকে বুঝে নিয়ে এবং নিজের বুদ্ধি খাটিয়ে, শুধু আবেগ না আপনাকে যে বিবেকটাও একটু খাটাতে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় আসে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> বাহ! বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ। বাহ! বেশ চমৎকারভাবে বললেন যে, আসলে আ ওখানে যে দুষ্ট লোকের কথাটা বললেন এটা কিন্তু বেশ ভালো ছিল। তাদের দুষ্ট লোকরা কিন্তু দুষ্ট লোকেক আ দুষ্ট কাজই করে সেটাও বললেন। তো আরেকটা জিনিস আসলে আপনাকে জানতে চাচ্ছি, আপনি যখন এই সিনেমাটা দেখেছিলেন অনেক আবেগ আপ্লুত হয়ে গেছিলেন। তো সেই ক্ষেত্রে এটা দেখার পরে আপনি কি আপনার অন্য কোনো বন্ধু বা অন্য কাউকে কি দেখার জন্য উৎসাহিত করেছিলেন?
হ্যাঁ, অবশ্যই। কারণ তখন বয়সটাই তো হচ্ছে গিয়ে কে কি মুভি দেখে ফেললো? কে কোনটা কার চেয়ে বেশি দেখে ফেললো? মানে আর আমার ওই ব সময়টাতে হচ্ছে কি? আমি সব সিনেমা দেখার জন্য পাগল ছিলাম। এবং আমাদের বাসাতেও হ্যাঁ, হ্যাঁ। বাসাতেও এমন ছিল যে আমার এক চাচাও গ্রামে থাকতেন। মানে উনি গ্রাম বলতে হচ্ছে গিয়ে অন্য শহরে থাকতেন। সেখান থেকে উনি প্রতি বছর বা ২-৩ মাস অন্তর, অন্তর আসতেন এবং আ আমাদের আবদারই ছিল তার সাথে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাবো। কাজে এইযে পোকাটা এটা কিন্তু ছোটোবেলা থেকেই আছে।
<chuckles> আচ্ছা, আচ্ছা। মানে একটু বেশি মুভি দেখতেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> দারুন তো! <chuckles> বুঝতে পেরেছি। আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনি যে সিনেমাগুলো দেখেন, সেগুলো সিনেমা কিন্তু এ টু জেড দেখার ট্রাই করেন, আর সিনেমার যে আবেগঘন মুহূর্তগুলো সেগুলো আসলে খুব সুন্দরভাবে উপভোগ করেন, আবার কষ্টও পান, আবার কান্নাও করেন। <scoffs> আবার বললেন যে আপনি ওই মুভির গানগুলোও দেখে কিন্তু অনেক সময় কিন্তু আসলে মুভিগুলো দেখেন প্লেলিস্ট তৈরি করেন। আর আ সেই মুভিগুলো দেখার পরে আপনার যদি ভালো লাগে আ সেখানে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনার অনেক বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন এদেরকে কিন্তু আ দেখার জন্য যে একটা আগ্রহ বা দেখ বু বলে বুঝাচ্ছেন যে, "না, অনেক সুন্দর মুভিটা।" এই টাইপের আসলে বলে তাদের কিন্তু দেখার জন্য উৎসাহ করে থাকতেছেন। তো এটা কিন্তু বেশ দারুণ ছিল। আসলে আপনার আ মানে মুভি দেখার যে অভিজ্ঞতাটা বেশ চমৎকার। তো আপনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো, তো আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। কারণ আ আমাকে আবার মনে করিয়ে দিলেন। আপনি কথার এ মাধ্যমে এমনভাবে মনে করিয়ে দিলেন যে 'কেয়ামত ছে কেয়ামত তাক' আবার, আবার দেখতে ইচ্ছা করছে। এবং আমার বিশ্বাস যে আমি আবার এই কয়দিনের মধ্যে দেখে ফেলবো। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
<chuckles> জি। এ হ্যাঁ, আচ্ছা। জি। <scoffs> শুভ দুপুর!